আ আমি আপনাকে আরেকটি বিষয় জানায় দিতে চাচ্ছি। সেটা হলো আমাদের এখানে কিন্তু তুলনামূলক শহরের চেয়ে দুধ অনেকটা সস্তা। এখানে ৳৬০ কেজিতে পাওয়া যায় দুধ। আ আমি পারত পক্ষে চেষ্টা করি 0.5 কেজি করে দুধ নেওয়ার প্রতিদিন। আ আমার কেন জানি দুধের গন্ধটা ভালো লাগে না। আমি খেতে পারি না। কিন্তু আমার বাচ্চারা এবং আমার স্ত্রী তারা এটি খেয়ে থাকে এবং সেদিক থেকেও আমি আ বাচ্চাদের যেন খাবারের মেনুতে কোথাও কমতি না যায়। এই দিকটাও আমি খেয়াল রাখি। আপনি খুব সুন্দর বলেছেন। আপনার পরামর্শগুলো সত্যিই আমাকে ভালো লেগেছে। আমি মনে করতেছি যে এভাবে বললেই হয়তো বা সিদ্ধান্ত গ্রহণ করলেই হয়তো এই বিষয়টা থেকে অ্যা আমি সহজে বেরিয়ে আসতে পারবো। আর সমস্যা হবে না। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
উহু। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি। জি, জি। অবশ্যই। আমারও খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে আপনিও আশা করছি যে আপনাদের পরিবারের পুষ্টি সম্পূর্ণভাবে পূরণ হোক খাবারের মাধ্যমে এবং ভালো, ভালো খাবার একটু খাবেন। সবসময় চেষ্টা করবেন। আর যখন দেখবেন যে আসলে ভালো বাসার রান্না করা কঠিন হয়ে যাচ্ছে, একটা কাজ করবেন। বেশি করে রান্না করে ভাগ, ভাগ করে ছোট, ছোট বাটিতে ডীপ ফ্রিজ এ রেখে দিবেন। তাহলে দেখবেন এটা কিন্তু আসলে ৪-৫ দিন ধরে খেলেও একদমই টাটকা লাগবে। একটা, একটা করে বাটি বের করবেন। তো এগুলো করলে দেখবেন অবশ্যই আপনি ভাল ফলাফল পাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনি ভালো থাক
আচ্ছা।